বেশ কিছুদিন যাবৎ একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে। এ যে আমি আসলে করবোটা কি? আ কারো কাছে আমি বন্ধু-বান্ধবদের কাছে তো বিষয়টা বলতেই পারতেছি না। আবার যে পরিবারের যে লোকজন আছে তাদেরকেও তো এই বিষয়ে বলা সম্ভব না, আমি মনে করি। এ কিংবা, আর অন্য কাউকে যে বলবো সেটাও পারতেছি না। ভাবলাম বিষয়টা কি আ আপনাকেই বলি। অ্যা আপনি যদি আমাকে আ একটু ভালোভাবে পরামর্শ দেন, আসলে আমি আ কিভাবে কি করবো? আমি বুঝতে পারতেছি না আরকি।
হু, হু। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি যে, আ আসলে আপনি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে সময়টা পার করছেন। যেটা আপনাকে খুব ভাবাচ্ছে। আমাকে কি একটু বলবেন যে, আপনার এই এই মুহূর্তে আসলে কোন বিষয়টা নিয়ে এত চিন্তিত? বা, কোন বিষয়টা আপনাকে এতটাই ভাবিয়ে তুলছে?
জি। হ্যাঁ, দেখেন বর্তমান সময়টা আমার একটু খুবই খারাপ যাচ্ছে। কারণ, আমি এ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আ যে এ আমার একটা ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান আছে। তো ব্যবসা প্রতিষ্ঠান আন থাকায় অ্যা আমার যে বে ব্যবসাটা বর্তমানেও কেন জানি seasonal হয়ে গেছে। যে আ ধরেন যে, ২ মাস ব্যবসা হলো, ২ মাস নাই। আবার ২ মাস ব্যবসা হলো, আবার ২ মাস নাই। তো এইভাবে করার ফলে আ আমার যে ইনকামের যে একটা stable যে রাস্তা আছে, এ সেটা কিন্তু ঠিক থাকে না, unbalance হয়ে যায়। অ্যা ধরেন আ ১০ দিন ইনকাম করলাম, আবার ১০ দিন টাকা-পয়সা কাছে থাকতেছে না। তো এইযে অর্থনৈতিক যে বিষয়টা আছে, অ্যা সেটার কারণে অ্যা আ আমার একটু সমস্যা চলছে। সমস্যা তো হবেই। অ্যা আবার দেখা যাচ্ছে যে, আ আমার যে বন্ধু-বান্ধবরা আছে, আ তারা অনেকেই আ বিভিন্ন ধরনের কাজকর্ম করতেছে, ফ্রিল্যান্সিং করতেছে, অনলাইনে অ্যা কাজ করতেছে। আর তাদের অ্যা প্রতি সপ্তাহে তারা কিন্তু মোটামুটি একটা ভালো ইনকাম করে। যা আমি ২-৩ মাসেও কখনো অ্যা করে উঠতে পারিনি এবং অ্যা আমার পক্ষে কখনোই সম্ভব হয়নি আরকি করা যে, আমি অ্যা তারা যে পরিমাণ প্রতি সপ্তাহে ইনকাম করে সেটা ২-৩ মাসে করি। তো দেখা যাচ্ছে যে, সার্বিক যে বিষয়গুলি আছে আগে কিন্তু আমরা সবাই একসাথে আ মিলেমিশে থাকতাম। আ তারা যখন অনলাইনে কাজ করতো না, আমি কিন্তু তখন তো ব্যবসা করতাম। তো অ্যা ব্যবসা করতাম অ্যা তারপরও সবাই একসাথে থাকতাম। তাদের অ্যা তখন কাজ ছিল না। তারা বসে, বসেছিল, ঘুরে বেড়াচ্ছিল। অ্যা দেখা হইলে আমরা একসাথে চা খাইতাম, আড্ডা দিতাম, বসতাম, গল্প করতাম বিভিন্ন ধরনের। তো ইদানীং কালে আ দে তারা যেহেতু একটা মোটা টাকা ইনকাম করছে প্রতি সপ্তাহে, তো আ তাদের সাথে আমার আর কেন জানি মিলতেছে না। তারা কোন না কোনভাবে আমাকে অ্যা এভয়েড করে চলতেছে। অ্যা তারা হয়তোবা ভাবছে অ্যা যে আমি হয়তোবা তাদের অ্যা যে তারা যে ইনকাম করতেছে সে টাকায় হয়তোবা ভাগ বসাতে চাচ্ছি। আ হয়তোবা যেহেতু আমার কাছে টাকা-পয়সা নেই, আমি তাদেরটা খা তাদের টাকা খাবো, তাদের টাকা দিয়ে ঘুরবো, চলবো, ফিরবো। তো এ এই বিষয়গুলি অ্যাস মানে আমাকে উ খুবই আরকি ভাবাচ্ছে। আন তারা যেহেতু আমাকে এভয়েড করতেছে, আ সেহেতু আমার এই ভাবনা-চিন্তাটা আ আসারই এ বিষয় একটা। তো তারাও কিন্তু আমাকে কখনো মুখ ফুটে আরকি বলেনি আমাকে যে আসলে আ আ মানে, "তুমি আমাদের সাথে মিশিও না কিংবা আসো না।" আবার এমন ভাব দেখ আ করে যেন আ আমি আর তাদের কাছে না যাই। তো আ তখন আমি যখন এইসব বিষয় বুঝতে পারি, এ তখন দেখা যাচ্ছে যে, আমি আসলে কি করবো না করবো, ভেবে পাচ্ছি না। এ বিষয়ে যদি আমাকে একটু পরামর্শ দিতেন।
হু, হু। হুম। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। হু, হু। ও! ওহহো! বুঝতে পেরেছি। উ বুঝতে পেরেছি। আপনি কি এই বিষয়টি নিয়ে যে, আপনার যে মানে আপনার মনের যে দোদুল্যমান অবস্থা বিরাজ করছে, এই বিষয়টা নিয়ে কি আপনি আপনার কোন বন্ধু যে ফ্রেন্ড সার্কেল এর কথা বলছেন, যারা একটা কাজে নিজেদের ব্যস্ত রেখেছেন তাদের সাথে কথা বলেছেন, বা অন্য কারো সাথে কি এই বিষয়টা নিয়ে কথা বলেছেন?
না, দেখুন আমি একটু আগেই যেমনটি বলছিলাম যে তারা যেহেতু অ্যা একটা ভালো ইনকাম সোর্সে আছে। তো তাদের অ্যা তারা কিন্তু কখনোই আমাকে বলেনি যে আমাদের সাথে আসিও না কিংবা চলিও না। অ দেখা হচ্ছে তারা বাইক নিয়ে যাচ্ছে, আমার কিন্তু বাইক নেই। তারা বাইকে উঠে এ ঘুরতে যাচ্ছে, রেস্টুরেন্টে খাচ্ছে-দাচ্ছে, আবার এসে আ ও আমার সামনে দিয়েই যাচ্ছে, আবার যাওয়ার সময় আমাকে হাত দেখাইয়া চলে যাচ্ছে। তো এম বিষয়টা আ আ কেনো জানি আমাকে খুবই খারাপ লাগে। তো যখন তারা এভাবে করে আমি তো তাদের সাথেই উঠতাম, বসতাম, চলতাম, ফিরতাম। তো তখন আমি আসলে যে আমার যে অনুভূতিটা তা আর কার কাছে বলবো, তাদের কাছেই তো বলতাম অন্য কারো সাথে হলে বিষয়টা। এ সেজন্য আমি আর আ কাউকে বলতে পারি নি।
হুম, হুম। বুঝতে পেরেছি। হুম, হুম। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আসলে আপনার মনের অবস্থাটা খুবই, মানে খুবই নাজুক অবস্থায় আছে। কারণ আপনারই প্রিয় বন্ধুরা আপনাকে রেখে যখন আপনার সামনে দিয়ে আপনাকে খোদাফেজ দিয়ে বা বাই দিয়ে যখন যাচ্ছে। আপনার আসলে তখন বেশ খারাপ লাগছে। এখন দেখুন, আপনার বন্ধুরা তো আর নতুন না। তারা কিন্তু অনেকদিন ধরেই আপনার সাথে বা তাদের বন্ধুত্বের সম্পর্ক। তাই না? আমার মনে হবে কি, এদের যারা আছেন তাদের মধ্য থেকে ১ জন অন্তত আপনার খুব কাছের নিশ্চয়ই আছেন। যার সাথে আসলে আপনি আপনার সুখ-দুঃখ সবকিছুই শেয়ার করতে পারেন। কারণ তারা উনি হয়তো আপনার অন্য বন্ধুদেরও বন্ধু, আপনারও বন্ধু। এমন স হয় না? যে অনেক সময়, মনে হবে কি যে আপনি যেটা ভাবতে চাচ্ছেন সেটাই কিন্তু বারবার ঘুরে ফিরে তাদের হয়তো হাত নাড়াতে বা তাদের কথাতে মনে হবে যে, আপ আপনি সেটাই ধরে নিচ্ছেন। এই এখান থেকেও কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে। মানে অনেকটা কি টেক্সট-মেসেজিং এর মত। যেমন, মেসেজ যখন একজন পাঠাচ্ছে, আপনি যখন সেই মেসেজটা আপনার মনের অবস্থা তখন কেমন ছিল, সেই অবস্থায় যদি আপনি মেসেজ টা পড়েন না তখন কিন্তু দেখা যায় যে ভুল বোঝাবুঝিটা বেশি হয়। যে সে যদি ভালোভাবেও জিজ্ঞেস করে তখন আপনার মন যদি খারাপ থাকে আপনার কাছে মনে হবে যে সে কেন আমাকে এখন জিজ্ঞেস করছে যে আমি ভালো আছি কি খারাপ নেই? বোঝাতে পেরেছি? কাজেই আপনি আপনার যেকোনো একজন যিনি আপনার কাছে সব চেয়ে তার সাথে একটু যদি আপনার পরিস্থিতিটা বা একটু যদি তার সাথে খোলামেলা আলোচনা করেন, তাহলেও কিন্তু তাদের দিকটাও আপনি বুঝতে পারবেন। যে এমনটা নয় যে, যে তারা আসলেই আপনাকে এভয়েড করছে বা তারা তাদের এখন টাকা একটু বাড়তি ইনকাম হয়েছে দেখে আপনাকে পাশ কাটিয়ে যাচ্ছে এমনটা নাও হতে পারে।
জি। হুম। জি। হুম। আচ্ছা। হুম জি। জি, আপনি আ ঠিক বলেছেন, যে আসলে আমি যদি কারো সাথে বিষয়টা শেয়ার করতে পারতাম। তাহলে হয়তোবা এই যে, আমি যেটা ভাবছি সেটা নাও হইতে পারত। কিন্তু আ দেখা যাচ্ছে যে, একটা অ্যা আ গ্রামীণ ভাষায় একটা প্রবাদ বাক্য আছে কিন্তু, "সঙ্গদোষে লোহা ভাসে।" অ্যা যখন আমি আমি যাকে অ্যা হয়তোবা আমার কাছের, কিংবা ভালো বন্ধু মনে করতেছি, অ্যা সেও কিন্তু আর আমার সাথে ঘুরে না। সেও তাদের সাথেই ঘুরে। তো আমার আ আমি অ্যা দেখা যাচ্ছে যে, গতকালকেরই একটা আ উদাহরণ দিব। আমার নিজের কিন্তু খুবই ইমার্জেন্সি ভাবে, ৫০০০ টাকা দরকার ছিল। এত ইমার্জেন্সি দরকার ছিল, অ্যা তাদের আমি প্রত্যেককে, সবাইকে ১ বার করে ফোন দিয়েছি, ২ বার করে ফোন দিয়েছি, ৩ বার করে ফোন দিয়েছি। আ ফোন আ যখন দেখে, তখন সে অ্যা ফোনটা কেটে দিয়ে, ফোনটা বন্ধ করে দেয়। অ্যা তারপরে দেখা যাচ্ছে যে, ২-৩ ঘন্টা পরে ফোন দিয়ে বলতেছে, আমি তো ব্যস্ত ছিলাম, অ্যা সেজন্য অ্যা ফোনটা অ্যা ধরতে পারিনি অথবা কেটে দিয়ে বন্ধ করে রাখছি। তো তারপরে কেউ উঠে বলতেছে যে, অ্যা আমি ঘুমাইছিলাম, সেজন্য আমি ফোনটা ধরতে পারি নাই। আবার কেউ দেখেন যে, মেসেজও সিন করতেছে না। তো তাদের কিন্তু, বর্তমানে আ অনেক পরিমাণে টাকা। তারা প্রতি সপ্তাহে, আ অনেক পরিমাণ একটা ইনকাম করছে এবং আ করেছে। তো যখন আমার ইমার্জেন্সি ভাবে, বিপদে আমার ৫০০০ টাকা দরকারের জন্য আমি ফোন দিয়েছি, তখন আমি আর তাদের তাদের কাউকে অ্যা কাছে পাই নাই। তো একজনকে তারপরেও, অ্যা একজন ফোন ধরেছিল। তাকে বললাম যে, "আমার অ্যা খুব ইমার্জেন্সি ৫০০০ টাকা দরকার আছে। অ্যা তোমার কাছে তো টাকা আছে, এ কিছু টাকা যদি দিতা?" তো সে আমাকে বলতিছে যে, "আমার কাছে তো টাকা আছে ২০০০০ আমি ইয়া হচ্ছে, আ একটা ফোন কিনতে যাবো। তো এই মুহূর্তে দেওয়া সম্ভব না।" তো <chuckles> দেখেন, অ্যা সে যে টাকাটা কামিয়েছে, অ্যা সেটা তার হচ্ছে, অ্যা ১ সপ্তাহে যে ইনকামের, ১ ভাগ শুধুমাত্র। তো আরো কিন্তু, অ্যা হ্য অনেক টাকা তার আ আছেই কাছে। তো তার আমার যে, এ এতদিনের যে আমাদের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। তো সেখানে আমার বিপদটা তার কাছে কিছু মনে হইল না। কিন্তু তার ফোন কেনাটা, তার ফরজ দায়িত্ব হয়ে গেল। তো এই বিষয়গুলি আ সার্বিক বিষয় যখন ভেবে চিন্তে, আ চিন্তা ভাবনা মাথায় আসে, তখন আর কিন্তু যে, অ্যা বলেন আর হচ্ছে, সেটা নতুন হোক, কিংবা পুরাতন হোক। তখন আর যে নিজের যে বন্ধুত্ব, সেটা আর আ কখনো মানে, ম্যা মনের ভেতরে আসে না যে গড়ি এ এবং অ্যা গড়ে তুলি। তো এই যে, অ্যা সব বিষয় মিলে যে, আমি যে এ একা, সেটা আমি কিন্তু অ্যা আমার নিজের মনের মধ্যে প্রশ্নটা জাগছে এবং অ্যা আমি কিন্তু একাই বর্তমান। এই যে আমি একা এবং বাদ পড়া যে নিজেকে মনে করছি, আপনি একটু আগে যেমনটি পরামর্শ দিলেন। সেটা আমি চেষ্টা করে দেখতে পারি।
হ্যাঁ। আচ্ছা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হু, হু। বুঝতে পেরেছি। হু, হু। হু, হু। আচ্ছা। বুঝতে পেরেছি। হু, হু। হুম। হু, হু। সেটা, না আপনি এতটা ভেঙে পড়বেন না। কারণ কি? দেখুন একা আছেন অনেক সময় হয় কি? একাই কিন্তু অনেক সময় ১০০ র মত পাওয়ার হয়ে যায়। হয় না? যে আপনি আর নিজেকে এমনভাবেও ভাববেন না যে অন্যের কাছে মনে হবে যে "হ্যাঁ আচ্ছা ঠিক আছে ও এখন এসেছে টাকা চাইতে এসেছে বা এ এমনটা নয়।" ঠিক আছে? আপনি নিজেই যেহেতু
জি।
আপনার তো সবকিছুই ঠিক আছে। আপনি এই বর্তমানে হয়তো আপনার কাছে এখন একটু টাকা কম আছে। আপনার ব্যবসা এবং ব্যবসা করছেন যেহেতু এটা লাভ-লোকসান তো হবেই। কাজেই আপনি পজিটিভলি চিন্তা করুন যে হ্যাঁ আপনি একা, একা কি কাজ করতে পারেন। জীবনটাকে উপভোগ করতে হলে অনেক সময় কিন্তু অনেকজনের সাথে
জি। জি।
দেখার চেয়ে নিজে যখন নিজের দৃষ্টি থেকে দেখবেন সেটাকে কিন্তু আরো বেশি উপভোগ করতে পারবেন। আপনি আপনার যেই কাজটা ভালো লাগে যে বন্ধু-বান্ধব ছাড়া একাও কিন্তু চলা যায়। ঠিক আছে? কারণ আমরা পৃথিবীতে এসেছি একা, যাবও একা। মাঝের এই সময়টাতে আমাদের সবাইকে নিয়ে চলতে হয়। কিন্তু আপনি যেহেতু একা যদি চিন্তা করেন যে হ্যাঁ আমার একাই কাজটা করতে ভালো লাগে। সেই ভালো লাগার জায়গাগুলা আপনি একটু খুঁজে দেখবেন কি? যেটা আপনাকে আনন্দ দেয়? কেবলমাত্র আপনাকেই আনন্দ দেয়?
হুম। হ্যাঁ, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আপনার পরামর্শটি আমাকে খুবই ভালো লাগলো। কারণ অ্যা আমি যেহেতু বর্তমান সময়ে এসে অ্যা সারা জীবনই তো বন্ধুদের সাথেই কাটাইলাম। তো এখন যেহেতু আমি একাকিত্ব বোধ করছি এবং আমার ভিতরে একাকিত্বটা আ ধরে রেখেছি সেই একাকিত্বটাকে আমি যদি শক্তি বানাইতে পারি, তাহলে হয়তো দেখা যাবে যে আমার অ্যা যেই দুশ্চিন্তাটা করছি আমি তাদের নিয়ে তাদেরকে নিয়ে ভাবছি, আ না মিশলাম তাদের সাথে। কি হয়েছে? তো এইভাবে যদি আমি চিন্তা ভাবনা করি তাহলে আমার একাকিত্বটা কিন্তু আমার শক্তি হয়ে যাবে। আমার অ্যা যে হয়তো আমার এখন টাকা নেই আপনি ঠিকই বলেছেন। অ্যা টাকা ভবিষ্যতে তো হবে। অ তখন হয়তো বা তারাই আ হা হা অটোমেটিক আমি যেহেতু তাদের সাথে না গেলেও তারাই আমাকে আ জোর করে নিয়ে যাবে যে আসেন চলেন। আপনার পরামর্শগুলি শুনে আমাকে খুবই ভালো লাগলো। আ এবং আমি বর্তমানে একটু নিজেকে অনেক হালকা অনুভব করছি। এবং আপনাকে আমার আ যে অ্যা একাকিত্বটা আমি বোধ করছি আম বললাম আপনি খুব ভালো পরামর্শ দিলেন। অ্যা যে পরিমাণে আমি উপকৃত হলাম আ সেজন্য আপনাকে অনেক, অনেক আ শুভকামনা এবং শুভেচ্ছা রইলো। আ আপনাকে অনেক ধন্যবাদ।
হু, হু। একদম। একদম, একদম। জি, অবশ্যই আপনার য কিছুটা হলেও আমি পরামর্শ দিতে পেরেছি এবং আপনার কিছুটা হলেও মনটা হালকা হ হয়েছে। এটি আমার বেশ ভালো লাগছে। অ্যা আপনার ভবিষ্যতের জন্য শুভ কামনা রইলো। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং একা একাই জীবনটাকে উপভোগ করার চেষ্টা করবেন। আবারো আপনার জন্য শুভ কামনা রইলো। ধন্যবাদ।
জি। হুম। জি। অবশ্যই। ধন্যবাদ।